বাহ! বেশ চমৎকার লাগলো আপনার এই গানের কথা শুনে এবং ছোটবেলার কথা যেই গানটা আপনার ফিল এনে দেয়, সেটা তো অবশ্যই অসাধারণ একটা ফিলিংস। তো আপনি আসলে এ ধরেন অনেক সময় তো মানুষ বলতেই তো আসলে খারাপ সময় যাবে ভালো সময় যাবে। আপনার খারাপ সময়ের সঙ্গী কোন গানগুলো? মানে কোনটা শুনলে আপনার ব্রেইনটা মোটামুটি ভালো কাজ করা শুরু করে। <scoffs>
জি, জি, জি। হ্যাঁ, হ্যাঁ। আ আমার বলতে হবে যে মেটাল গান। <chuckles> তো আমার যেটা হয় যে ধরেন আমার যখন খুব মন খারাপ থাকে বা আমি যখন একটু ডিপ্রেসড থাকি, আমার অনেক ওভার থিংকিং হয়। মানে ওভার থিংকিং বলতে ধরেন আমি কাজ করবো বা একটা কিছু করবো। আমি খুব পর্যালোচনা <scoffs> করতে, করতে এটা হলে এটা হবে এটা হলে এটা হবে, করতে, করতে, করতে আমি অনেক দূর চলে যাই। তো তখন দেখা যায় যে আমার একটা আ প্লেলিস্ট ই আছে। সেটা আমার খুব ছোটবেলার প্লেলিস্ট। এখন পর্যন্ত আমার পছন্দের। তো ওখানে Avatar এর গান আছে, Lamb Of God এর গান আছে, Amon Amarth এর গান আছে। তো এই সবগুলা দেখা যায় যে খুবই লাউড মিউজিক এবং আ হয়তো লিরিক্সগুলো আমার খুব পছন্দের। তো আমি যখন গানগুলো শুনতেছি যে আমার তখন আমি ফুল্লি ফোকাসড থাকি। আমার হয়তো মন খারাপটা চলে যায়। একদম, একদম। হয়তো আমি যে কাজটা করতে যাচ্ছি ঠিকমতো করতে পারছি বা আপবিট একটা ভাইব নিয়ে আসে। আমার মনটা ভালো হয়ে যায় immediately.
আচ্ছা, আচ্ছা, আচ্ছা। <chuckles> হু, হু। আচ্ছা। বিভিন্ন বিষয়ে চিন্তা করেন। উম। আচ্ছা, আচ্ছা। হুম, হু। জি। হ্যাঁ। হুম। জি। মিউজিকের দিকে, তাই তো? হুম। জি। হুম। বাহ! বেশ চমৎকার লাগলো। মানে আপনি মেটালিক গান শুনে ওর যে মিউজিকের তালে, তালে আপনার ফোকাসটাকে hold করেন, তাহলে আপনার মন খারাপ থাকলেও আসলে দেখা যায় যে প্রেশারটা সামলে নিতে পারেন আপনি। বেশ চমৎকার লাগলো আপনার পছন্দ শুনে খুব ভালো লেগেছে। তাহলে উ উ সুখের সময়ের সঙ্গী কোন গানগুলো? আপনি মানে যখন হ্যাপি মুডে থাকেন তখন কোন গানগুলো বেশি ভালো লাগে?
হ্যাঁ, হ্যাঁ। <chuckles> হ্যাপি মুডে হচ্ছে ধরেন আ রিসেন্টলির কথা যদি বলি তাহলে আমার কিছু হিন্দি গান আছে। যেগুলো আমি হিন্দি কিন্তু বুঝি না বাই দা ওয়ে কিন্তু গানগুলোতে না কেমন জানি একটা ফিল গুড ফিল গুড ভাইব আছে। যেগুলো হচ্ছে মনটাকে আরো একটু খুশি, খুশি করে দেয়। আবার মাঝে, মাঝে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবং মাঝে, মাঝে যেটা হয় যে মন অনেক ভাল। আমি অনেক বোর কী করবো বুঝতেছে না। আমি অনেক স্যাড সং ছাড়ি। যে একটু মনটা খারাপ হোক তাহলে হয়তো ভাল লাগবে। ইমোশনসটা একটু চেঞ্জ আসবে।
আচ্ছা। আচ্ছা, আচ্ছা। <chuckles> শুনতে ভালো লাগে, না? হ্যাঁ। যে melodious এজন্য। <chuckles> আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। মানে ভালো লাগতে, লাগতে এত ভালো লেগে যায় যে সাইড সং শুনে তারপরে একটু মনকে অ্যাডজাস্ট করা লাগে না? আচ্ছা, তারপরে?
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।